আমিও ওইতো চেষ্টা করছিলাম। আ এরকম বর্ষার কালে কদিন ধরে বৃষ্টি হচ্ছে। আমিও মানে দেখা যায় না, বৃষ্টি হলে মন-টন এমনি একটু খারাপ থাকে বা কাছের মানুষ জনদের যাদের সাথেই থাকি একটু ঝগড়াঝাটি হয়ে যায়। তো এরকম ঝগড়াঝাটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন এই একা বসে, বসে এটাই চিন্তা করছিলাম, যে আসলে এইযে দ্বন্দ্বগুলো লাগে এটা আমরা কিভাবে মীমাংসা করতে পারি?
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। ও আচ্ছা। হুম। হ্যাঁ।
আসলে কিভাবে মাথা ঠান্ডা রাখতে পারি? আপনার কি মনে হয়?
ও আচ্ছা, বাহ! হ্যাঁ, আপনি মানুষের জীবনে ঘটে যাওয়া যে সকল ঘটনা ঘটে, অ্যা তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি বললেন। সেটা হলো দ্বন্দ্বের সময়ে অ্যা মাথা ঠান্ডা রাখা বা সেই দ্বন্দ্বটাকে একটু অ্যা আলোচনার মাধ্যমে কিবাং কীভাবে মীমাংসার দিকে নিয়ে আসা যায়, এটা নিয়ে আপনি আসলে জানতে চান। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এবং খুবই ব্যা সুন্দর একটা topics. তো আমার দিক থেকে আমি যেটা মনে করি যে, অ্যা হয় আসলে মানুষের জীবনেই অনেক সময় মতবিরোধের কারণেই আবার কোনো ধরনের অনিয়মের কারণেও কিন্তু মানুষের সঙ্গে একটু মানুষের অ্যা মতবিরোধ হয়। তো এই ধরনের মতবিরোধগুলো অনেক সময় দ্বন্দ্বের দিকে মানুষকে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়। তো সেক্ষেত্রে সেই দ্বন্দ্বগুলো মেটানোর জন্য অ্যা ২ পক্ষকেই একটু সয়ে নিয়ে আসলে কাজ করতে যদি হয় সেক্ষেত্রে আমি বলব যে, "আপনারা একটু নিজেদের মাথা ঠান্ডা রাখেন।" বা এই পরিস্থিতিগুলোতে সর্বপ্রথম যেটা করা দরকার, অ্যা খুব বেশি রাগান্বিত না হয়ে নিজেকে শান্ত রেখে যতটুকু সম্ভব
জি, জি। হ্যাঁ। তা তো হয়ই। জি, জি। জি, জি।
অ্যা নিজেকে শান্ত রেখে এ এই বিষয়গুলোকে handover করা দরকার অন্য একজনের কাছে যিনি আ আমাদের গ্রামের মোড়ল বা এই জাতীয় যারা কাজ করেন এইসব বিষয় নিয়ে। তাদের কাছে যদি এই বিষয়গুলো handover করা যায়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেদের মতামত না দিয়ে তাদেরকে পুরো বিষয়টা খে খুলে বলে তখন দেখা যাবে যে এখানে একটা অ্যা মীমাংসা দাঁড় করানো সম্ভব। তো আপনার এ ব্যাপারে কী মতামত?
জি। আচ্ছা, আচ্ছা। জি।